অ্যা দেখুন আসলে যখনই কিন্তু আসলে আমরা ছোট ছিলাম তখন কিন্তু আসলে যেখানে-সেখানে এই যে ময়লা বা প্লাস্টিক গুলো কিন্তু আসলে ফেলে রাখা হত। এবং এটা কিন্তু আসলে অ্যা দেখতেও কিন্তু আসলে খুব ভালো লাগতো না। এবং তার পাশাপাশি কিন্তু আসলে পরিবেশের কিন্তু আসলে ক্ষতি করে, কারণ এই যে প্লাস্টিক কিন্তু আসলে আ ২০০ বছর পরে কিন্তু আসলে সেটা বিনিষ্ট হয়, বা সেটা কিন্তু, হ্যাঁ এক্সাক্টলি তো এইরকমটা কিন্তু আসলে হওয়ার কারণে কিন্তু আসলে আমরা যখন বাবা-মা আমাদেরকে বলত যে হচ্ছে এ এই প্লাস্টিক গুলোকে নির্দিষ্ট জায়গায় তোমাকে ফেলাতে হবে। অনেক সময় কিন্তু পেটুনিও খেয়েছি এবং কান ধরে কিন্তু মোচড় ও দিয়েছে যখন আসলে যেখানে-সেখানে, হ্যাঁ এক্সাক্টলি যে আসলে এটা এটার কারণে কিন্তু আসলে হয়েছে। এবং পরবর্তীতে এটা আসলে যখন বড় হয়েছি দেখেছি যে, আসলে প্লাস্টিক এর অ্যা জন্য কিন্তু আসলে পরিবেশের আসলে ক্ষতি হচ্ছে। আ যার কারণে কিন্তু আসলে আ দেখা গিয়েছে যে হচ্ছে আমরা কিন্তু আসলে পলিথিনের ব ব্যা বদলতে কিন্তু আসলে অনেক সময় আ ব্যাগ বা কাপড়ের যে ব্যাগ গুলো হয় সেটা কিন্তু আসলে ব্যবহার করেছি। যেন আসলে আ ঘরের বা বাড়ির পরিবেশগুলো যেন ঠিক এবং আ এক কথায় আসলে আ পরিবেশ বান্ধব করার জন্য কিন্তু আসলে আমাদের পরিবারের মধ্যে যে চেষ্টাগুলো, যে আসলে সেগুলো সবকিছুই কিন্তু আসলে করা হয়েছে এবং আ যেখানে সেখানে কিন্তু আসলে আমরা কিন্তু আসলে এই ধরনের বর্জ্য পদার্থ যেগুলো রয়েছে এবং অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যে আসলে বাবা-মা কিভাবে আসলে লাইট ফ্যান অ যথাযথ সময়ে আসলে ব্যবহার করতে হবে। অতিরিক্ত আসলে আ বিদ্যুৎ আসলে
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এটা পচে না। আচ্ছা, আচ্ছা। অর্থাৎ একটা নির্দিষ্ট জায়গায় ফেলতে বলেছিল আপনাদের বাবা-মা, তাই না? হুম। বাহ! দারুণ কিন্তু এটা একটা অভ্যাস। হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অর্থাৎ পুরো ব্যাপারটায় আপনারা হচ্ছে যে আপনাদের বাবা-মাকে ফলো করেছেন। তাই না?